না, না একেবারেই না। মানে এই সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করা নিয়ে আমার পার্সোনাল লাইফ এ কি চলছে সেটার সাথে আসলে কোনো রিলেশনই নেই। আমি একদমই হচ্ছে একদম ডিফারেন্ট পারসন আরকি। আমি অনেক ভালো থাকলেও দেখা যায় যে মানে, এ ধরনের আ মিম গুলো শেয়ার করি। আমার খুব অনেক খারাপ থাকলেও হয়তোবা দেখা যায় যে এগুলা শেয়ার করি। তার সাথে এই মিম শেয়ার করা বা সোশ্যাল মিডিয়া চালানোর সাথে আমার পার্সোনাল লাইফ এর কোনো ঘটনা আসলে আমি কখনো রিলেট করতে পারি না। কিন্তু আমার মজা লাগে। আমি যেকোনো জায়গাতেই দেখা যায় যে আমি একটু হাসিখুশি বা সবাই যাতে আমার সাথে কথা বলতে মজা পায় ওই থাকি। হ্যাঁ। স্বভাবই এরকম।
রিলেট করতে পারেন না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সবাই মজা পায়। মানে আপনি মূলত চান যে আ সবাই একটা পজিটিভ আপনার থেকে, আ একটা ট্রেট নিতে পারুক বা সবাই একটু হাসিখুশি থাকুক এটাই আপনাকে বেশি আনন্দ দেয়। আচ্ছা তার সাথে যদি বলতেন এই যে আপনি শুরুর দিকে বলেছিলেন, যে আপনি আ এই যে জায়গার ছবি দিয়ে থাকেন। আ তো আ এই জায়গার ছবি দিয়ে আপনি আসলে কি অনুভব করাতে চান মানুষকে?
একদম। দেখতে পারে। উ হু। হু, হু। না আমি যখন নিজের চোখে একটা সুন্দর জায়গা দেখি সেই জায়গার একটা স্মৃতি আমি নিয়ে আসি। যে কোনো জায়গায় গেলে ধরুন যে, সেটা হতে পারে একদম আমার বাসার সামনেই যদি ২ টো বিড়ালও বসে থাকে আমি তারও ছবি তুলি। হ্যাঁ? তো আমি যখন আমার চোখের যেটা সুন্দর লাগে আ তো সেই ছবিটাই আমি দেখা চাই যে আমার যারা Facebook এ যারা বন্ধুরা আছে তারাও দেখুক। হ্যাঁ? আমার কাছে মনে হয় যেন সৌন্দর্যটা সবার দেখা উচিত। মানে প্রাকৃতিক সৌন্দর্য হোক, বা ধরুন পশু পাখিদের যে সৌন্দর্য থাকে সেই সৌন্দর্যটা সবারই আসলে সেটা গ্রহণ ক মানে আমি চাই যে সবাই গ্রহণ করুক। হ্যাঁ, সেই ভেবেই আমি ছবিগুলো দেই আসলে।
আরো ছবি তুলে থাকে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পড়তে পারবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে মূলত আপনি চান যে এই যে প্রকৃতি যে এতটা সুন্দর আছে এটা যাতে সবাই জানতে পারুক। তো সেটারই আপনি চেষ্টা করে থাকেন যে ছবি আ দিয়ে মানুষকে জানানো যে দেখো এরকমও হতে পারে যে এরকম একটা বিড়ালেরই ছবি দিলেন যে, এরকম একটা প্রাণী যে অনেকটা মাসুম আছে। আচ্ছা তার সাথে যদি বলতেন আ যে আপনি যখন ছবি দেন তখন কি ছবি দিয়ে কথা বলার চেষ্টা করেন? নাকি ক্যাপশন দিয়ে আপনি কথা বলার চেষ্টা করে থাকেন?
একদম।

আ বিনোদনের জন্য সত্যি কথা বলতে আমিও স ব্যবহার করি। আসলেই যখন এই যে আপনি বলছিলেন জ্যামের শহরে যে জ্যাম ঠেলে যখন অফিস যেতে হয়, ঐ জ্যামের সময়টাতে কি করবো? ঐ সময়টাতে আসলে বিনোদন বা আ এন্টারটেইনড হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া এর চেয়ে ভালো আর কোন কিছু হতে পারে না। কারণ সোশ্যাল মিডিয়াতে মাঝে, মাঝে আ আ মানে আমার ফ্রেন্ড লিস্ট এ এমন অনেকে আছে যেন তারা একেকজন সেলিব্রিটি আরকি। সারাদিন দেখায় হ্যাঁ, সারাদিন দেখা যায় রিলস দিচ্ছে, সারাদিন স্টোরি শেয়ার করছে এবং আবার স্টোরি বা রিলস যখন দিচ্ছে বা ছবি যখন দিচ্ছে তখন আবার লিখবে যে, সরি ফর লেট আপলোড। আমার কাছে এই জিনিসটা খুবই হাস্যকর লাগে। যে হ্যাঁ, আমরা তো কেউ ওকে বলিনি ছবিটা আপলোড করতে। বা কেন দেরি হয়েছে সেটাও কিন্তু কেউ জিজ্ঞেস করে না। মানে এমন একটা অবস্থা করে মানুষজন এখন। যেন কেউ তার জন্য অপেক্ষা করে বসে আছে যে তার ছবি দে দেখতেই হবে। তার ছবি না দেখলে হয়তো বা আমার দিন শুরু হবে না। তো এই ব্যাপারগুলো আমি খুব মজা পাই। খুবই মজা পাই এবং আম আমার কিছু রিলেটিভস আছে যাদেরকে আমি সোশ্যাল মিডিয়া তে ভীষণ দেখ মানে আমি প্রতিদিনই ওদের প্রোফাইল এ ঢুকি। হ্যাঁ, অবশ্যই। কারণ ওদের প্রোফাইল এ না ঢুকলে আমি হাসতে পারি না। মানে আমার কাছে মনে হয় যেন ওদের প্র <chuckles> মানে ওদের প্রোফাইলে
সেলিব্রিটি আছে, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হাস্যকর লাগে। জিজ্ঞেস করে না, হ্যাঁ, হ্যাঁ। দিন শুরু হবে না ঠিক। দেখেন। হাঁসতে পারেন না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে, বিনোদনের জন্য আপনি ব্যবহার করে থাকেন সোশ্যাল মিডিয়া আর তার সাথে যেটা বললেন যে, আপনার আ যে পরিবার যারা আছে তাদেরকে কিন্তু আপনি দেখে থাকেন যে, অ্যাঁ তারা কি হাস্যকর জিনিস দিয়েছে। কারণ আপনি তাদের আইডিতে ঢুকলে মানে এটা হাস্যকর মনে করেন। আচ্ছা তার সাথে যদি বলতেন যে অনেকে তো এই যে সোশ্যাল মিডিয়া মানে ফেক আইডি ব্যবহার করে। তো সেক্ষেত্রে আপনার আ এইটা নিয়ে কি মতামত?
একদমই। হুম, একদম। হুম।